অনেক সময়ই মানুষের মধ্যে ঝগড়া লেগে যায়। আবার কিছু মানুষ আছে এটাকে ভালোভাবে দেখে।
হ্যাঁ, হ্যাঁ,
যে আমা আমার যেমন হয় যে আমি যে বাসায় আগে থাকতাম
আচ্ছা।
সেখানে আমি ৩ টা বিড়াল পালতাম। তো আমার বিড়ালগুলা মানে আমার বিড়ালগুলা, মানে কখনো কিন্তু floor নোংরা করে না। মানে আমার পোষা ওরা আমার বাসার এক জায়গা এবং ওদের একটা নির্দিষ্ট জায়গা ছিল যে অ্যা মনে করেন যে potty করা, অন্যান্য সবকিছু কাজ করার জন্য। ওরা কখনো সিঁড়িতে বা কোথাও নোংরা করত না। কারো বাস করত না, কারণ ওদেরকে অনেক খাবার দিতাম আমরা।
হ্যাঁ। হুম। হ্যাঁ, ওর পোষা, হ্যাঁ অবশ্যই। জানি। হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা। হুম। হুম, হুম। আচ্ছা। হুম।
পরে বা পাশের বাসা থেকে কোন একটা বিড়াল ওদের ওইখানে floor নষ্ট করে। তো ওইটা নিয়ে আমাদের খালি complain করতেছে, complain করতেছে। তো পরে এটা দেখে আমার বাসার লোকেরা বিড়ালগুলোকে অন্য কোথাও রেখে আসছে। তখন আমি মনে করেন স্কুলে পড়ি। আমি জানি না যে তারা এটা করছে। আমি তো খুব কান্নাকাটি, "আল্লাহ কই গেল? কেনো গেল আমার বিড়াল?" আমি খুঁজতেও বেরিয়ে গেছি রাস্তায়। পরে তো আর খুঁজে পাই নাই। পরে ৩ দিন পরে মানে আমার বিড়াল ৩ দিন নাই। ৩ দিন পরে এসে পাশের বাসার ওই মহিলা আবার বলতেছে যে, "এই আপনার বিড়াল তো এটা করছে, এটা করছে।" আমার তো মাথা পুরা নষ্ট হয়ে গেছে শুনে। আমি জী এত ঝাড়ছি যে আপনার মানে, "আমার বিড়াল নাই ৩ দিন হয়ে গেছে, আজকে কিভাবে করলো? আপনার তো আমার বিড়াল" তো আমার তো মানে কি অবস্থা? এই সমাজে এগুলা আসলে খুব বাজে একটা অবস্থা create করে।
আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম। আচ্ছা। হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আস হ্যাঁ, হ্যাঁ। আমার কিছু পোষা প্রাণী, এহ পশু-পাখি আছে। বলতে মুরগি আছে। আমার ছোট, ছোট বাচ্চাদেরকে আমি হচ্ছে ছোটবেলা থেকেই মানুষ করেছি। ওরা একদম আমার কথা শোনে। ওদেরকে ডাক দিলে ওরা যদি ১০০ গজ দূরেও থাকে ওরা আমার কন্ঠ চেনা তাদের। ওরা ওদেরকে যদি ডাক দেই তো ওরা সঙ্গে, সঙ্গে একদম ৬, ৭ জন মিলে ছুটে একদম আমার কাছে পায়ের কাছে এসে দাঁড়াবে। ওদেরকে যদি আমি হাত দিয়ে আদর করি, হাতে খাবার দেই তো ওরা সুন্দর করে খায়। একদম একটুও ভয় পায় না। এটা ভালো লাগে। এটা আমার খুবই ভালো লাগে যে ওরা আমার কথা বোঝে। ওদেরকে যদি বলি এখন চলে যাও, যাও, ওরা চলে যাবে। আর যদি দেখে যে আমি দ বাসার দরজা খুলে বের হয়েছি তো ওরা আমাকে দেখা মাত্রই ও ছুটে আসবে। যেখানেই থাকুক না কেনো? ওরা চলে আসে।
আচ্ছা, আচ্ছা। মু আচ্ছা, আচ্ছা। চমৎকার চমৎকার। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা।

জী, জী, জী, আসলেই। আসলে কি এই যে, পোষা প্রাণীগুলা আপনি যেরকম এই যে মুরগির বাচ্চাটাগুলাকে ডাকতেছেন, খাবার দিচ্ছেন, এটাই কিন্তু ভালো লাগা, তাই না? মানে
ই হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, অবশ্যই মনটা ভালো হয়ে যায়।
জী, জী, জী। আ আপনি কি এদেরকে যখন খাবার দেন, তখন কি ওরা কোন রকম বিশেষ ডাক দেয়? যেমন আমার বিড়াল ছিল ও যখন দেখতো আমি খাবার নিয়ে আসতেছি ও খুবই একটা মায়াবী ডাক দিত আমার দিকে তাকাইয়া।
উ হ্যাঁ, আমারগুলো অবশ্য ডাক দেয়। আমার একটা মোরগ আছে। ওর যদি দেখে যে আমার বাসার দরজা লাগানো, ও সুন্দর করে ডাকে। আমি তখন ছুটে বের হই। বুঝতে পারি যে ও খাওয়ার জন্যে বা আমাকে দেখার জন্যে আসছে। যখন খুলি তখন ও আমার কাছে দাঁড়িয়ে থাকে। আমি বুঝতে পারি ওর ডাক আমারও চেনা বা আমার কন্ঠ ওরও চেনা, এরকম। ও আসে সুন্দর করে ডাকে দরজায়। আমি বুঝতে পারি যে ও আমাকেই চাচ্ছে।
আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। অ হু জী, জী, জী, জী, আসলেই। আর আসলে কি এই যে, পোষা প্রাণীগুলা আছে আমাদের চারদিকে এইগুলা মানে আমাদেরকে শুধুমাত্র যে মানে আ আমরা ওদের খেয়াল রাখি এটা না, ওরাও কিন্তু আমাদের খেয়াল রাখে যে, আমার একটা আমার দেখা যায় যে আমি মনটন খারাপ হইলে আমি দেখতেছি। যেমন ঐদিন আমি আ ডিওএইচএস একটা জায়গা আছে যে ওখানে গেছি, গিয়েছিলাম। তো ওখানে থাকা অবস্থায় আমি দেখলাম ডা একটা বিড়াল খুব মানে ঘোরাঘুরি করতেছে। ছোট্ট একটা বাচ্চা খুব বেশি বড় না। আমি ওকে আনলাম, ওকে আমি আদর করলাম। ও দেখলাম যে খুব সুন্দর। মানুষ মানে ও ওকে হয়তো ওইখানে মানুষজন খাবার দেয়। ও খুব ভদ্রভাবে আচরণ করতেছে, আমার কথা শুনতেছে। আসলে তখন আমার মন খারাপ ছিল কিন্তু এই বিষয়টাই মন ভালো হয়ে গেল।
উ আচ্ছা, আচ্ছা। আচ্ছা। হ্যাঁ, আচ্ছা। হুম, হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, হ্যাঁ, হ্যা, হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই ঐগুলো মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে। আর অনেক গবেষণায় তো প্রমাণিত হয়েছে যে, পোষা প্রাণীর সাথে সময় কাটালে মানচিক মানসিক চাপ কমে, মেজাজ ভালো থাকে এবং একাকীত্বের অনুভূতি দূর হয়। আমার ক্ষেত্রেও এটি সত্য। তাদের খেলাধুলা, স্নেহের আদান-প্রদান, শান্ত পরিবেশ এগুলা দেখলেই মন অনেকটা ভালো হয়ে যায় আরকি। না, আমার যেটা হয়
জী, জী। জী, জী। জী, জী। জী, জী। জি, সত্যি আসলেই।
আপনার, হ্যাঁ, আপনার জীবনের কোন এইসব কঠিন সময়ে পোষা প্রাণী কিভাবে সঙ্গ দিয়েছিলেন?